একদম। ঐত, কিন্তু তারপরও নিজের যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাটা দিয়ে ওই ব ঘরোয়া জিনিসগুলোকেই কিন্তু নানানভাবে ঘরের আ মানে যে সাজানোর যে ডিসগুলো বা শোপিস গুলোকে নিজেই তৈরি করে ফেল ফেলতেন আপনি। আ তো এই যে বলছিলেন যে চটের জিনিস বা আব যে চালের বস্তা সেটা দিয়ে আপনি এক ধরনের crafting এর কাজ করে ঘরটাকে সাজানোর চেষ্টা করতেন। আ তো এটা তো গেলো যে মানে শো-পিস বা ঘর সাজানোর যে আ যে টুকিটাকি জিনিসগুলো থাকে সেগুলো। তো যদি ফার্নিচারের কথায় আসি, আম আপনার কি মনে হয় যে ঘরের পুরনো আসবাবগুলোকে কিভাবে নতুনভাবে দেখানো যায়? কোন রকমের কৌশল কি আপনি কখনো ব্যবহার করেছেন যে একটু এদিকে ওদিকে সরিয়ে বা একটু নিজের মত করে পেইন্ট করে বা এই ফার্নিচার এর উপর কোন কিছু দিয়ে, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে ফার্নিচারের আদলটাকে চেঞ্জ করে ফেলা যায় এরকম কি কখনো চেষ্টা করেছেন?
হুম, হুম। একদম। হুম, জ্বি। হুম, হুম। হুম, হুম। উম জ্বি। হ্যা, আসলে আমার রুমেরই কতগুলো ফার্নিচার আসলে আমি একটু শেপ টা পরিবর্তন করে একটু অন্য কালার বা হচ্ছে হল গিয়ে একটু থাকে না? যে, যেই পেপার গুলো থাকে, কালারিং পেপার গুলো, যেগুলো আসলে মানে অনেকদিন যাবৎ ব্যবহার করা যায় এবং পরবর্তীতে চেঞ্জ করা যায় ওগুলো কিন্তু আমার ব্যবহার করা হয়েছে। তো দেখা যায় দোকানে যেয়ে নিজের পছন্দ মতো স্টিকারগুলো আমি কিনে নিয়ে আসছি, ফার্নিচার স্টিকার গুলো। তো সেক্ষেত্রে আসলে আমি কিন্তু খুব অনায়াসে আমার আ যেমন পড়ার টেবিলটাতে আমি এই কাজটা করেছি। আবার কিছু, কিছু জায়গায় দেখা যায় যে রংতুলির ছোঁয়াটাও দিয়েছি। সেক্ষেত্রে দেখা যায় কি মানে একটা রঙিন, রঙিন ভাব বা ফুলের একটা যেই স আবেশ সেটা কিন্তু মানে পাওয়া যায়, ক্ষণিকের জন্য হলেও, হুম? তো আবার দেখা যায় যে আ মানে আমার যে ড্রেসিং টেবল টা আছে, ড্রেসিং টেবিল এর এক সাইডটা আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আছে। তো ও কিন্তু মানে থাকে না যে দুষ্টুমি করতে, করতে এক সাইডটা একদম নষ্ট করে ফেলেছে, হ্যা? যেহেতু সাদা রং। তো সেই ক্ষেত্রে আমি ওটাকে করেছি কি একটু পিচ কালার টাইপের করার জন্য আমি বাইরে থেকে রং এনে ঘরের মধ্যেই কিন্তু পেইন্ট করে হচ্ছে হল গিয়ে ওইটার কালারটা চেঞ্জ করেছি এবং পরবর্তীতে আরেকবার যেটা করেছি যে আমার মার রুমে যেই ড্রেসিং টেবলটা সেটাকে একদম মানে কেটে আ বাইরের একজন লোক নিয়ে এসছিলাম।
হুম, হুম। হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। ও! আবকটা, হুম, হুম। বাহ! বাহ! উম হুম। আচ্ছা। আঁকাআঁকি করেন। ও আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, মানে নতুন করে। না মানে ফার্নিচার যারা তৈরি করে এরকম কাউকে এনে ওটার ডিজাইন টা চেঞ্জ করেছেন। হুম, হুম, এরপর?
হুম, হু। হ্যা, তাদেরকে নিয়ে আসছি। ফার্নি হ্যা, তাকে একটু নিয়ে এসে বললাম যে "আমি একটু তাকে ডিজাইন মানে এঁকে দেখিয়ে দিলাম যে আপনি আসলে এইভাবে একটু আম কেটে তারপর হচ্ছে হল আমাকে ডিজাইনটা করে দেন।" তো সেক্ষেত্রে দেখা যায় যে ২ সাইড একটু কাটা লেগেছে এবং ২ সাইড দিয়ে একটু আলাদা কাঠ লাগাতে হয়েছে এবং পরবর্তীতে আমি কিন্তু স্টিকার যেগুলো থাকে ওগুলো লাগিয়ে দিয়েছি মানে নতুন অন্যরকম আরকি। একটু ডিফরেন্ট টাইপের করার চেষ্টা করেছি।
আচ্ছা। বাহ! আপনি বুঝা যাচ্ছে খুব অভিনব আ ভাবেই আসলে বা যেসব জায়গা হয়তোবা একটু আ ডিফরেন্ট হয়ে গেছে সেগুলোকেও একটু অভিনবভাবে সাজানোর চেষ্টা করেন। তো ঘরে যে ছোট বারান্দা থাকে সেটাকে ঠিক কীভাবে সাজানোর চেষ্টা করেন? আ ছোট, ছোট গাছ লাগিয়ে বা কোনরকম হ্যাঙ্গিং লাগিয়ে সেভাবে কি বারান্দাকে কখনো সাজানো হয়েছে?
হুম, হুম।

একদমই ঠিক বলেছেন। আসলে ঘরের রং যত লাইট থাকে, ততো কিন্তু ঘরটা দেখতেও বেশ বড় লাগে এবং ডীপ কালারে আসলে ঘরটা খুব অন্ধকার করে ফেলে। আ তো সেক্ষেত্রে যেটা হয় যে, অনেকেই দেখা যায় ঘরের একটা ওয়ালকে একটু পেইন্ট করে বা দেখা যায় না? একটু ওয়াল পেইন্টিং এর যে, ব্যাপারগুলা থাকে। সেই ব্যাপারটা আপনার কেমন লাগে? ঘর সাজানোর ক্ষেত্রে কি এই ওয়াল পেইন্টটা আ দেখতে ভালো লাগে, নাকি ভা তেমন একটা পছন্দের জিনিস না আপনার জন্য?
একদম। হুম, হুম। হুম, হুম। না, আমি আসলে ওয়াল পেইন্টটাকে অত বেশি ড্র মানে নিজের আ যে, বেডরুমের মধ্যে আসলে অতটা প্রেফার করি না। আ দেখা যায় কি? আমি হচ্ছে হল গিয়ে কিছু, কিছু আ হ্যাঙ্গিং শো পিস বলে যেগুলো থাকে, সেগুলো রাখার চেষ্টা করেছি। যে, মানে ওগুলো আবার হ্যান্ড মেইড হ্যা? কাঠের তৈরি। তো আমার এক ফ্রেন্ড আছে পরিচিত, তো ও আবার ভীষণ এগুলো পছন্দ করে। তো ও মা পাশাপাশি আবার বনসাই গাছ যেগুলো আছে, সেগুলো কিন্তু নিজে, নিজে তৈরি করে। তো ও বনসাই গাছ রাখার জন্য আমি সাইড এ একটা আলাদা মানে পট রেখে দিয়েছি। যেখানে আসলে বসাইটা থাকবে। এবং মাঝ তার থেকে একটুখানি সামনে, মাঝখানটাতে; সেখানে দেখা যায় যে, আমি ওর হাতের তৈরি কিছু, কিছু কাঠের তৈরিকৃত যে, শোপিস গুলো আছে, সেগুলো কিন্তু হ্যাঙ্গিং করে দিয়েছি। তো আমার কাছে এটা আসলে ভীষণ ভালো লাগে। এবং শো পিস এর মধ্যে দেখা যায় কি? আ যেগুলো আসলে থাকে না? যে, অনেক ক্রিয়েটিভিটি সাইড গুলো আসলে প্রকাশ করবে, হ্যা? একটা থট ঠি মানে প্রকাশ করবে হ্যা, সেটাই। তো দেখা যায় ঐরকম টাইপের শো পিস গুলো আমার কাছে ভীষণ পছন্দ।
আচ্ছা। হুম, হুম, হুম, হুম। <smacks lips> আচ্ছা। আচ্ছা, হুম। হু, হুম। ও! বাহ! আচ্ছা। হুম, হুম। হুম, হুম। থট থিম থাকবে আরকি যেটাতে আসলে।